হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন করলেন। কারণ এরকমও কিন্তু অনেক সময় হয় যে, আমাদের প্ল্যানিং থাকে বা আমাদের ইচ্ছা থাকে। আ কিন্তু আমরা ওই নির্দিষ্ট সময়ে আমরা দেখা যাচ্ছে করতে পারি না। আ মানে সবাইকে একত্রিত করতে পারি না। যেমন ওই যে, আমি প্রথম যে, অ্যা উদাহরণটা দিয়েছিলাম যে আমাদের বন্ধুরা আমরা রিইউনিয়নের আয়োজন করেছিলাম। তো সেই সময়টাতে কিন্তু আ আমাদের প্রচুর মানে সমস্যা হচ্ছিল। অনেক সমস্যা হলো যে, আমরা সবাই মিলে একত্রিতই হতে পারছিলাম না। আ আমরা ১০ জন একত্রিত তো হতে পারছি, ৩ জন আসতে পারছি না। তো এরকম করে আমাদের বেশ মানে অ্যা সমস্যা হচ্ছিল। তো তারপরে আমরা কি করলাম, আসলে আমরা সবাই মিলে আ ভিডিও কনফারেন্সে এসে, আমরা ব্যাপারটাকে আ মানে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আ যাতে করে সবার অ্যা এমন একটা নির্দিষ্ট সময় আমরা খুঁজে বের করার চেষ্টা করলাম, যে সময়টাতে মোটামুটি আমরা সবাই অ্যা ফ্রি থাকতে পারবো। তো এরকম করে আমরা ওই সম ওই যে, যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করেছিলাম। আর বাকি কিছু ক্ষেত্রে এরকমও হয়। আ যে, যেমন ধরুন আমার বাড়িতে একটা আ পূজা হয়। তো পূজাটা তো একটা নির্দিষ্ট সময় আছে। পূজার একটা নির্দিষ্ট কিন্তু একটা সময় আছে। তো সেই সময়টা তো আমরা চাইলেও চেঞ্জ করতে পারি না। সেটা একটা তিথি বা একটা মানে নির্দিষ্ট টাইম এ সেটা করতে হয়। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই ধরনের যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু আসলে আ ওই সময়টাকে চেঞ্জ করা যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে, আগে থেকে চেষ্টা করি সবাইকে একটুখানি সতর্ক করে দেওয়ার বা জানিয়ে রাখার যে, ওই দিনটাতে আমরা কিন্তু সবাই হ্যাঁ, হ্যাঁ।
রাইট। হু, হু। রাইট। হু। রাইট। রাইট। হু, হু। রাইট। না, হ্যাঁ, হুম। নক্ষত্রগণ, শ্রী ইত্যাদি, হ্যাঁ। হুম। যে সময় মতন, রাইট, রাইট, রাইট, রাইট।